নিজের সীমা নির্ধারণ করা কীভাবে শিখলেন?
দেখুন প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব স্বকীয়তা রয়েছে এবং প্রত্যেকটা মানুষ তার নিজস্ব চরিত্র নিয়ে আলাদা। এখন আমি যদি মনে করি যে আমি যেরকম চরিত্রের, অন্যরাও একই চরিত্রের। তখন কিন্তু একজন আরেকজনের সীমাটা বোঝা খুব কঠিন। আমি অন্যের উপর কতখানি হস্তক্ষেপ করতে পারবো এবং অন্যরা আমার উপর ঠিক কতখানি হস্তক্ষেপ করতে পারে, এই জায়গাটা হচ্ছে ব্যক্তিত্বের ওপর নির্ভর করে। এবং যদি সেটা স কেউ নির্ধারণ করতে পারে, তাহলে আমার মনে হয় নিজের সীমা নির্ধারণের ক্ষেত্রেও সেটা সহায়ক হবে। যেমনটি আপনি বলছিলেন।
এটা ভালো বলেছেন আপনি। এটা ভালো বলেছেন। ব্যক্তিত্বের উপর নির্ভর করে। কিন্তু বেশ চমৎকার একটা কথা কিন্তু আপনি বললেন যে আপনি নিজের সীমা কিন্তু নির্ধারণ করে রাখেন ব্যক্তিত্বর আ উপর। যে কোনটা আপনার ভালো লাগছে সেটা নির্ধারণ করে। আচ্ছা, তার সাথে যদি বলতেন আ আপনি আগে যখন হ্যাঁ বলার চেষ্টা করতেন তখন কি আপনার মানসিক চাপ কি বেড়ে যেতো?
জি, জি। এ হ্যাঁ। দেখুন আ বেশিরভাগ ক্ষেত্রেই অ্যা অন্যরা যা বলতেছে, সঙ্গে, সঙ্গে হ্যাঁ বলার ক্ষেত্রে অ্যা তাৎক্ষণিকভাবে মনে হতো যে, "না, আমি হয়তো ঠিক করেছি।" কিন্তু পরবর্তীতে সেটার প্রভাব <smacks lips> যখন পড়তে শুরু করে, অ্যা তখন বুঝা যায় যে, "না, আমার আসলে অ্যা ওখানে সীমা নির্ধারণ করে 'না' বলাটা উচিত ছিলো।" আসলে ঔচিত্যবোধ যেটা আমাদের থাকে, আমাদের কোনো, কোনো ক্ষেত্রে আমাদের পরিবেশ পরিস্থিতির কারণে আমরা সেটা বলতে পারি না। তবে হ্যাঁ, 'হ্যাঁ' বলার কারণে অনেক বিপত্তি হয়েছে জীবনে। আ সেখানে আমার নিজের সীমাটা বোঝা উচিত ছিলো যে, "এই কাজটা 'হ্যাঁ' বলার পরে আমি যখন কাজটা করতে যাবো, আমি আসলে করতে পারবো কিনা?" এটা আমার পূর্বেই অ একটু ধারণা নেওয়া উচিত ছিলো।
অ্যা ভালো বলেছেন। পরিবেশ পরিস্থিতি। 'হ্যাঁ' বলার পর থেকে। মানে আপনি মূলত বলতে চাচ্ছেন যে আপনার আগে এরকম হয়েছে যে আপনি হ্যাঁ বলার কারণে কিন্তু অনেক সময় কিন্তু আপনি জানেন না যে কাজটা আপনি করতে পারবেন কিনা। তো সেই সময় কিন্তু মেলা আপনার সমস্যাতে কিন্তু পড়তে হয়েছিল। তো সে কারণে আপনি কিন্তু এখন সীমা বেঁধে রাখার চেষ্টা করে থাকেন। তো শুনে বেশ আ ভালো লাগলো। তো এইযে আপনি যখন আ এইযে সীমা আ করাটা যে শুরু করলেন, তো তখন আপনার আ ১ম যেই আ চ্যালেঞ্জটা ছিল সেটা কি বলতে পারবেন?
জি, জি। নিশ্চয়ই, নিশ্চয়ই। নিশ্চয়ই। জি, জি। হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, হ্যাঁ এবং না দুটো পারস্পরিক একটা অ্যা শব্দ। আ এ একটার সঙ্গে এ আরেকটা বিপরীত অর্থ প্রকাশ করলেও, এই হ্যাঁ, না মিলেই তো আমাদের জীবন। এখন সীমার প্রশ্ন আসছে এই কারণেই, যে আমি যখন কাউকে কোনো কিছু করতে নির্দেশ দেই, অ্যা কিংবা কেউ যখন আমাকে কোনো কাজ করার নির্দেশ দেয়, সেটা পারিবারিক হোক এ কিংবা বাহিরে বন্ধুবান্ধব হোক, এমনকি অফিসের কাজ হোক, সেখানে হ্যা-না এর মধ্যেই কিন্তু সীমাটা বেশি সং অ অ অবস্থান করে। এখন আমার আ ও বস যদি আমাকে বলে যে এই কাজটা তোমাকে করতে হবে এবং আমি যদি বুঝতে পারি যে এটা আমার, আমাক আমাকে অতিক্রম করবে আমার সীমানাকে, তো সেইক্ষেত্রে না বলা একটু কিন অনুযোগের সুরে হলেও, আ অভিমা আ কি বলে, আ অনুরোধের সুরে হলেও তাকে বলে দেওয়া। একইভাবে হ্যাঁ বলতে পারার পরেও সেই কাজটা আমরা চ্যালেঞ্জ করবে কিনা, সেটা নিজেকেই বুঝতে পারা। আপনি যেমন বলছিলেন যে চ্যালেঞ্জটা কি ছিল? চ্যালেঞ্জটা হচ্ছে, "না কে না বলা এবং হ্যাঁ কে হ্যাঁ বলা।" এটি খুব দরকারি। যদিও সেটা বাস্তব জীবনে প্রয়োগ খুবই কঠিন এবং এটি অ্যা challenging ই বটে।
এটা ভালো বলেছেন আপনি। নির্দেশ দেন। জি। অফিসের কাজ। অবস্থান। বুঝতে পারেন। অনুযোগের সুরে ঠিক। চ্যালেঞ্জটা কি ছিল। খুব দরকারি। ঠিক। ভালো বলেছেন আপনি। আপনি কিন্তু বেশ চমৎকারভাবে বললেন যে আপনি কিভাবে নিজের সীমা কিন্তু নির্ধারণ করে থাকেন। তার সাথে এইযে এটি বললেন যে, না যদি আপনি বসকে না বলেন কিছু কাজে যেটা আপনাকে চাপ দিয়ে করানো হচ্ছে, তখন কিন্তু মেলা স মানে সমস্যায় কিন্তু আপনি পড়েন। আর এই যে হ্যাঁ বলেও কিন্তু আ অনেক সমস্যাতে কিন্তু পড়তে হয়েছে আপনার, আ আপনাকে। তো তার সাথে যদি বলতেন যে কোনো নির্দিষ্ট কি আপনার কোনো ঘটনা আছে যেটা আপনাকে শিখিয়েছে এই সীমার কারণে?
জি, জি। জি, জি। নিশ্চয়ই। না, আমার কাছে আ সম অ বহুত ঘটনা রয়েছে আপনি চমৎকারভাবে বলছিলেনও সেটি। বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। খুব ছোট্ট করে বলি। আমরা অনেক সময় মনে করি যে আমি ইচ্ছে করলে আমার সন্তানের উপর যা কিছু চাপিয়ে দিতে পারি। এখন আমারও তো সন্তান আ আ এ আবার গ্রহণের একটা ক্ষমতা থাকতে হবে। তো এইরকম একটা ঘটনা রয়েছে যে আমি আমার সন্তানকে বলেছি যে তোমাকে এতদিনের মধ্যে এই পড়াটা complete করতে হবে। তো সেক্ষেত্রে আমার বোঝা উচিত ছিল যে তার নিজস্ব একটা সীমারেখা রয়েছে এর মধ্যে সে নি এই এই এর মধ্যে সে বাইরে সে বেরোতে পা পারবে না। তখন সে এটা তার মধ্যে চাপ অনুভূত করেছে। আ সেক্ষেত্রে আমার শিক্ষণীয় বিষয়টা হচ্ছে আমার সীমাটা আমি অতিক্রম করেছি যে, আমি পিতা হিসেবে তাকে এত বেশি চাপ দিয়েছি, যে সে অসুস্থ হয়ে পড়েছে। তো এইসব ক্ষেত্রে উভয় দিকে বিবেচনা করাটা এইরকম একটা শিক্ষা আমার জীবনে হয়েছিল।
এটা ভালো বলেছেন আপনি। গ্রহণের থাকতে হবে। complete করতে হবে। সে অনেকটাই ঠিক। চাপ অনুভূত করেছে। অসুস্থ হয়ে পড়েছে। এটা কিন্তু বেশ সুন্দর করে আপনি বললেন যে এই যে মাঝে মধ্যে কিন্তু আপনি কিন্তু বাবা হিসেবে চেষ্টা করেন নিজের সীমাটাও বুঝার। কারণ আপনি <smacks lips> কিন্তু আপনার সন্তানকে কিন্তু তার সীমা পার করে চাচ্ছিলেন যে সে যাতে ভালো করে পড়াশোনা করুক বা পড়াশোনা আরো <smacks lips> বেশি করতে পারে। কিন্তু সে কিন্তু সেটা করতে পারে নি। তো আপনি পরে পরবর্তীতে এটা দিয়ে কিন্তু শিখেছেন যে সীমা কিন্তু আ বেঁধে রাখা উচিত। যেটা কিন্তু পার করা উচিত না। শুনে বেশ ভালো লাগলো। আচ্ছা তার সাথে, সাথে এই যে সীমা নির্ধারণ যখন আপনি করে থাকেন তার আগে বা পরের অ্যা কোন পার্থক্য দেখেছেন আপনি?
জি, ঠিক তাই। জি, জি। দেখুন, যাদের সঙ্গে এই বিষয়ে চলাফেরা। আ আমার সীমার কথা তখনই আসছে যে আমি কার সঙ্গে উ আমি তার সীমাটা অতিক্রম করছি। অ্যা তার সীমারেখাটা বুঝবো কীভাবে? যে আমি আপনার সঙ্গে কথা বত্ত ও পন্দ বলছ করছি কিংবা আমার বন্ধুর সঙ্গে কথোপকথন করছি। ব্যক্তিগত কোনো বিষয় তার সঙ্গে শেয়ার করতেছি। তাহলে কোথায় আমার সীমাটা? সীমাটা হচ্ছে সেখানেই আমি নির্ধারণ করি। যতটুকুতে আমি অংশগ্রহণ করতে পারবো তার চেয়ে বেশি করতে যাওয়াটাই হচ্ছে আমার সীমালঙ্ঘন। এখন বন্ধুত্বের ক্ষেত্রে যদি আমি দেখুন যদি আমি এমন কোনো আচরণ তৈরি করি, যেটা হচ্ছে তার ব্যক্তিত্ব কিংবা তার পরিবারে আঘাত হানে, তাহলে আমি সীমা লঙ্ঘন করছি। অনুরূপভাবে আমার ব্যক্তিত্ব আমার পরিবার আমার বি নিজেস্বতা, এই জায়গায় যদি কেউ হস্তক্ষেপ করে তাহলে আমি বলছি যে, "তুমি আমার সীমাটা কিন্তু লঙ্ঘন করছো, তুমি তোমার সীমালঙ্ঘন করছো।" অর্থাৎ প্রত্যেকেরই একটা ব্যক্তিত্ব রয়েছে যে ব্যক্তিত্বের জায়গাতে আমরা স্পর্শ করতে পারি না। অতদূর পর্যন্ত না যাওয়াটাকেই আমি গুরুত্বপূর্ণ এবং যুক্তিযুক্ত মনে করি।
অতিক্রম করছেন। করছেন ঠিক। এটা ভাল বলেছেন আপনি। সীমা লঙ্ঘন ঠিক। আঘাত হানা। ঠিক। তং ব্য ঠিক। এটা কিন্তু বেশ সুন্দর করে আপনি বুঝালেন যে এইযে আপনি যেই সীমা নির্ধারণ করে রাখেন সেটাতে কিন্তু আপনি চেষ্টা করেন যে আপনার বন্ধুর সাথে যে আপনার কথোপকথন হচ্ছে বা তার যে সীমাটা আছে সেটা যাতে অতিক্রম না করেন আপনি। আর সেই সাথে আপনি এটাও চান যাতে আপনারও এরকম এ নিজের ব্যক্তিত্ব আ যাতে বজায় রাখতে পারেন আর সেও কিন্তু আপনার সীমাটা যাতে পার না করে। তো শুনে বেশ ভালো লাগলো। আচ্ছা তার সাথে, সাথে এইযে আপনি কি মনে করেন? এইযে না বলতে পারা, এটা কি একটা ধরনের স্কিল?
জি, নিশ্চয়। জি, জি। জি, না বলতে পারাটা একটা চরম ধরনের স্কিল। অ্যা এবং অ্যা অ্যা এই এই না টার, না'র মধ্যেও আবার ধরন রয়েছে, একটা সরাসরি না বলা, একটা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে না বলা, একটা হচ্ছে ইশারা বু বু মধ্যে দিয়ে বোঝানো যে কোনো অ্যা ঘুরিয়ে ফিরিয়েও বলছি না আবার মুখ দিয়ে ডাইরেক্টও বলছি না, না। অথচ আমার অ আমার ফেম শারীরিক ভঙ্গি বলছে যে আমি এটি করব না। না বলাটা খুবই একটা জটিল কাজ। এ যদিও একটা ছোট্ট শব্দ। তবে এই সীমা নির্ধারণের ক্ষেত্রে না বলাটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেখুন চাইল্ড অ্যাবিউজ এর ক্ষেত্রে কিন্তু শেখানো হয় যে, "তুমি না বলতে শেখো।" নারী নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রেও বলা হয় যে, "তুমি না বলতে শেখো।" প্রত্যেকের অধিকার যেখানে সংরক্ষিত আছে সেখানে আমাদেরকে না বলতে শেখানো হয়। তার মানে কি? না বলার গুরুত্বটা সীমা লঙ্ঘনের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদিও আপনি যেভাবে বলছিলেন আমার ক্ষেত্রে আ সবসময় আমি না বলতে পারি না। অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে না বলতে হয়। কিন্তু অর্থনৈতিক কিছু বিষয় রয়েছে আমার সীমার বাইরে চলে গেলে <laughs>
ভালো বলেছেন আপনি। ধরন রয়েছে। বলছেন না ঠিক। করছে তা ভালো বলেছেন আপনি। না বলতে শেখো ঠিক। শেখানো হয় ঠিক। গুরুত্বপূর্ণ বিষয়। মানে মূলত আপনি বলতে চাচ্ছেন যে এইযে না বলতে পারাটা কিন্তু একটা ভালো ধরনের স্কিল। কারণ আ এরকম সচরাচর দেখা যায় যে আপনি যদি না বলতে না পারেন তাহলে কিন্তু আপনাকে দিয়ে নানান ধরনের কিন্তু কাজ করিয়ে থাকবে। যেরকম আপনার সাথে এইযে বস করিয়েছে, তার সাথে, সাথে আ এইযে চাইল্ড অ্যাবিউজ বলেন যা বা মেয়েদের সাথে যদি কোনো খারাপ কিছু হয় তখন কিন্তু না বলতে পারাটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। আর এইটা সীমা নির্ধারণের জন্যও অনেক বেশি সাহায্য করে। আচ্ছা তো ১ম এ যখন আপনি এরকম সীমা নির্ধারণ করতে ই চেয়েছিলেন বা করেছিলেন তখন কি আপনার কোনো ধরনের গিল্ট আ কাজ করেছিল?
জি, জি। জি, জি, জি। জি, জি নিশ্চয়ই। জি, নিশ্চয়ই, নিশ্চয়ই। জি। অ্যা প্রথমত আজকে আগে বুঝতাম না যে কেন এই ঘটনাগুলো ঘটছে। অ্যা guilty feel বলতে নিজ নিজেকে তখন অ্যা ভালো লাগেনি কিংবা আ বুঝতে পারিনি এই ক্ষেত্রেই যখন সীমা লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে, তখন তো তেমন একটা আ বুঝতে পারিনি। কিন্তু এইযে ঐ আ অনেকেই বলে না যে আ আমাকে জিজ্ঞেস করে যে, "আপনি কত টাকা বেতন পান?" এইটা যে সীমা লঙ্ঘন, কারো কাছে যে কন এ ব্যক্তিগত যে বেতনের কথাটা জিজ্ঞেস করতে হয় না, এটা কিন্তু তখন বুঝতাম না, এখন বুঝি। অ্যা কিংবা কাউকে হয়তো আ ব্যক্তিগত প্রশ্ন করা, একেবারে পারিবারিক প্রশ্ন করা, তার সংসার নিয়েও প্রশ্ন করা, এগুলো সীমা লঙ্ঘন। তো আপনি ঠিকই বলেছেন। যে ১ম এ যখন এই সীমা লঙ্ঘনের বিষয়গুলো বুঝতে পারিনি, তখন এক ধরনের আমার অভিব্যক্তি ছিল। পরে যখন বয়সের সঙ্গে, সঙ্গে আসলে বুঝলাম যে প্রত্যেকের একটা সীমারেখা আছে, এটা অতিক্রম করা <smacks lips> ঠিক না, তখন আরেক ধরনের আমার appearance হয়েছে, আমার বাস্তব জীবনে প্রয়োগও সেটার আলাদা। যেমনটি আপনি বলছিলেন।
এটা ভালো বলেছেন আপনি। জিজ্ঞেস করে, ঠিক। ব্যক্তিগত প্রশ্ন। ঐ ব্যক্তিও ছিল। সীমারেখা। এটা কিন্তু বেশ চমৎকারভাবে কিন্তু আপনি বললেন যে ১ম এ যখন আপনি এরকম অ্যা সীমা নির্ধারণ করতেন তখন কিন্তু আপনার একটু guilt আ অ হতো। তো আপনি এটা বুঝতে পারতেন না। কিন্তু আ ভবিষ্যতে কিন্তু এই যে আ সময়ের সাথে, সাথে কিন্তু আপনি এটা শিখতে পেরেছেন। কারণ আ কিছু মানুষ কিন্তু এরকম আছে যে আপনার নিজের সীমাটা কিন্তু পার করে আপনার ব্যক্তিগত যেই তথ্য আছে বা আ এইযে ব্যক্তিগত আপনি বললেন যে টাকার বিষয়, এগুলো কিন্তু জানতে চায়। তো এটা কিন্তু আপনার কাছে সীমা লঙ্ঘন বলে মনে হয়। তো এটা শুনে বেশ ভালো লাগলো। আচ্ছা যখন আপনি এই যে এরকম সীমা নির্ধারণ করলেন, তখন এই এইযে মানুষের যেই আ মানে reaction টা কেমন ছিল? যে তারা ১ম দিকে কি আপনাকে আ মানে সম্মানটা দিতো নাকি তারা খুব বেশি হতাশ হয়ে যাইতো?
জি, জি, জি, নিশ্চয়ই। জি, নিশ্চয়ই। মানুষের রিয়েকশন বলতে কি? মানুষ আসলে 'না' শুনতে অভ্যস্ত না। অথোয়াত অর্থাৎ কাউকে যদি আমি বলে দেই যে তুমি তোমার সীমা লঙ্ঘন করছো, অ্যা কিংবা তাকে যদি বুঝিয়ে দেই যে তুমি কিন্তু এই সীমাতে পর্যন্ত আসতে পারো না, তো মানুষের বেশিরভাগ ক্ষেত্রেই এই এটা গ্রহণ করার সকলের কিন্তু এটা ক্ষমতা থাকে না। ইভেন আমিও অনেক সময় হয়তো এমন পরিস্থিতিতে পড়েছি যে আমি হয়তো তার কারো সীমা লঙ্ঘন করে ফেলেছি। আমাকে সে বলেছে যে এটা তুমি করতে পারো না কিংবা এটা তুমি সঠিক করোনি। আমিও মেনে নিতে পারি না। তো মানুষ তো! মানুষের হচ্ছে চরিত্রগুলো ভিন্ন, ভিন্ন এবং অভিব্যক্তিগুলো আলাদা, আলাদা। সেইক্ষেত্রে আমি যেইরকম সীমানা নির্ধারণের ক্ষেত্রে মানুষের রিয়েকশনটা নিতে পারি না, মানুষও কোনো, কোনো ক্ষেত্রে হয়তো আমি সীমা লঙ্ঘন করে ফেলি আমাদের চলতে ফিরতে ভুল হয়। আ তারাও হয়তো সেটা নিতে পারে না। এভাবেই চলতে থাকে জীবন। আ তবে অ্যা কমিয়ে আনার চেষ্টা করা হয় অন্যের ক্ষেত্রেও এবং নিজের ক্ষেত্রেও। জি, জি।
ভাল বলেছেন আপনি। পরিস্থিতিতে পড়েছেন। করতে পারে না। নির্ধারণ করে থাকেন। লঙ্ঘন করে ফেলে। কমিয়ে আনার চেষ্টা করে থাকেন। এটা বেশ এটা ভালো একটা কথা বললেন যে আপনি চেষ্টা করে থাকেন যাতে আপনি অন্যর সীমা যাতে লঙ্ঘন না করেন। কিন্তু আ মাঝেমধ্যে কিন্তু এইরকম কিন্তু হয় না। মা মানে আ আপনি নিজেও কিন্তু সেই ভুলটা করেছেন। কিন্তু আপনি এখন চেষ্টা করছেন যতটুক এটা কম করা যায় সেটা করতে দেওয়ার। আচ্ছা তার সাথে, সাথে আ যদি আপনি বলতেন যে আপনি যখন সীমা নির্ধারণ করেন এটা কি শুধুমাত্র এইযে কথাবার্তার দিক থেকে নাকি আপনি মনে করেন যে আচার-আচরণের দিকেও যেইরকম আছে না কেউ গায়ে হাত দিয়ে কথা বলছে সেটাও আপনি করে থাকেন?
অ্যা জি নিশ্চয়ই। আচ্ছা, আচ্ছা। <laughs> অ্যা এটা খুব ভালো বললেন যে, "হ্যাঁ, আচার-আচরণেই সবচেয়ে বেশি সীমালঙ্ঘন হয়।" আমার ব্যক্তিগত ভ ভাবেই যদি আমি দেখি। অ্যা আচার-আচরণ এবং অন্যের আ অ অনধিকার চর্চা আমরা যেটাকে বলি বাংলায়, যে অন্যের যে অ্যা বিষয়ে কথোপকথন কিংবা পারিবারিক হস্তক্ষেপ কিংবা যেটা আমাদের ম মানে ভাষাগত যে ব্যবহার এইখানেই কিন্তু সবচেয়ে বেশি সীমালঙ্ঘন হয়। আর যেটা হচ্ছে শারীরিক সীমালঙ্ঘন। গায়ে হাত দেয়া, এ কিংবা হাত দিয়ে কথা বলা, আ কিংবা সন্তানের এমনও হতে পারে যে বাবা-মা সন্তানকে শাসন করছে, সেই শাসনটাও হচ্ছে সীমা লঙ্ঘিত করা শাসন। যে সন্তান এমন শাসনের মধ্যে দিয়ে যাচ্ছে যে তার হচ্ছে ব্যক্তিত্ব সেখানে মনে হচ্ছে খর্ব হচ্ছে। সে একটা ভুল আ সিদ্ধান্ত নিয়ে বসতে পারে। অর্থাৎ সীমা নির্ধারণ হচ্ছে একটা আচরণ। সেই আচরণ কোথা যার ক্ষেত্রেই হোক না কেনো, কোথায় প্রয়োগ করছি, কতটুকু প্রয়োগ করছি, সেখানে সীমাবদ্ধতাটা থাকতে পারে। আপনার <smacks lips> প্রশ্ন মতে সেটা হোক অ্যা আ কথাবার্তা অথবা অ্যা আ গায়ে হাত দেয়া কিংবা অন্য কোনো বিষয়। তবে সেখানে আ সীমাবদ্ধতাটা থাকা দরকার, আচরণগতভাবে।
আচার-আচরণে। ঠিক। হস্তক্ষেপ ঠিক। ভাষাগত ব্যবহার। এটা ভালো বলেছেন আপনি। শাসন করছে। এমন শাসনের ভিতরে যাচ্ছে। ভুল সিদ্ধান্ত নিয়েছে। আচরণ। কতটা প্রয়োগ করছেন। ঠিক। বেশ ভালোমতো কিন্তু আপনি বললেন যে এইযে কথাবার্তা বা আচার আচরণে কিভাবে কিন্তু প্রভাব ফেলে এইযে সীমা নির্ধারণের জন্য। কারণ, আ সেক্ষেত্রে আপনি বললেন যে আ কিছু কিন্তু মানে আ মানে শা মানে যারা বাবারা আছে তারা কিন্তু অনেক বেশি শাসন করে সন্তানের উপর। তো সেটা কিন্তু তাদেরও কিন্তু সীমা আ কিন্তু পার করে দিচ্ছে, বা সীমা কিন্তু লঙ্ঘন করছে। তো সেটা কিন্তু করা ঠিক না, আপনি যেটা বলছেন। আচ্ছা তার সাথে যদি বলতেন, এইযে হ্যাঁ বলার যে চাপ আছে, এটা কমাতে আপনি কি ধরনের নিয়ম আ মেনে চলেন বা, কোনো কৌশল আছে আপনার কাছে?
জি, জি, জি। নিশ্চয়ই, নিশ্চয়ই। জি। প্রথমত যে skill টা develop করে নিতে বা ব হয় যে, হ্যাঁ বলবো তখন পর্যন্ত ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমি সেটাকে গিলতে পারবো। মানে আমার মুখের খাবারটা আমরা যখন খাই, যে আমি আমার গলা দিয়ে কতটুকু নামবে, সেটা পরিমাপ করে চিবিয়ে তারপরে আমার গলা দিয়ে নামাতে হয়। তো আমার গলায় যেন আটকে না যায়। তো ঐ হ্যাঁ বলার ক্ষেত্রে আমি সেরকম উদাহরণটাই আপনাকে জানাতে চাচ্ছি যে, আমি যে কাজটা করতে পারবো, আ যেটি আমার দ্বারা সম্ভব, আ সেটির ক্ষেত্রে আমি হ্যাঁ বলবো। Otherwise আমি না বলাতেই অভ্যস্ত থাকবো। এটিই সীমা নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে যুক্তিযুক্ত বলে আমার মনে হয়।
ভালো বলেছেন আপনি। ই বিয়ে খান। ঠিক। যে কাজটা করতে পারবে। এটা ভালো বলেছেন আপনি। যে এটা কিন্তু বেশ সুন্দরমতো আপনি বুঝে যে বুঝিয়েছেন যে 'হ্যাঁ' বলতে পারা কিন্তু এক ধরনের কিন্তু স্কিল। আর তার সাথে, সাথে আপনি চেষ্টা করে থাকেন যতটুক সম্ভব আপনি তখনই হ্যাঁ বলবেন। বেশি অতিরিক্ত করলে কি হয়? যে সীমাটা কিন্তু আপনি পার করে দিচ্ছেন আপনের। অ্যা এটা বলতে চেয়েছেন আরকি। আচ্ছা, তার সাথে যদি বলতেন যে কোন জায়গায় নিজের সীমা আ সবচেয়ে বেশি কঠিন হয়ে যায় নির্ধারণ করা? এটা কি পরিবার, কাজ নাকি বন্ধুত্ব একটু যদি বলতেন?
জি, জি। জি। নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, অ্যা দেখুন আপ প পরিবারে অনেক কিছু সহনীয় মাত্রায় থাকে। অনেক সময় সীমা লঙ্ঘিত হলেও পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া যায় না। এখানে মন বোঝাবুঝি পরে এক জায়গায় হওয়া খুব স্বাভাবিক। এটা সীমা লঙ্ঘনের হওয়ার পরেও অ্যা সম্পর্কগুলো গভীরেই থাকে। কিন্তু কাজের ক্ষেত্রে সীমা লঙ্ঘন কিংবা বন্ধুত্ব কিংবা অন্যান্য সম্পর্কে অই সম্পর্কিত যারা চরিত্র তাদের সঙ্গে সীমা লঙ্ঘনের ক্ষেত্রে সেইত অ অপরপক্ষ করুক অথবা আমিই করি, সেই ক্ষেত্রে সম্পর্ক চ্যুত হওয়া এবং খারাপ একটা পরিবেশ তৈরি হওয়া বেশিরভাগই ও সময় ঘটে থাকে এবং সেক্ষেত্রে আমাদের একটু অ্যা সাবধানী হওয়া উচিত পরিবারের বাইরে।
এটা ভালো বলেছেন। গভীরেই থাকে ঠিক। সীমা লঙ্ঘনের দিক থেকে। খারাপ পরিবেশ হওয়া। এটা কিন্তু বেশ সুন্দর বা চমৎকারভাবে কিন্তু আপনি বুঝিয়েছেন যে এইযে সীমা নির্ধারণ করলে কিন্তু আ সবচেয়ে বেশি কঠিন কিন্তু আ এইযে কাজ আর বন্ধুত্বের ভিতরেই হয়ে থাকে। কারণ আ পরিবারের সাথে কিন্তু কোনো ঝামেলাও কিন হলে কিন্তু সেটা ঠিক হয়ে যায়। অ্যা তো তার সাথে, সাথে আপনি যে বললেন আ যে এইযে হ্যাঁ বলার চাপ কমাতে হলে কিন্তু আপনি অবশ্যই চেষ্টা করেন যে কোনটা আপনি আ হ্যাঁ বলে করতে পারেন সেটা আ করে থাকেন, বেশি করলে কিন্তু আপনার জন্য ঠিক হয় না। আর তার সাথে, সাথে আ এইযে আপনি বললেন যে শাসন কিন্তু সন্তানকে বেশি করাটাও কিন্তু তাদের অ্যা সীমা লঙ্ঘন কিন্তু করা হচ্ছে। তো আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আপনি ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি, নিশ্চয়ই। জি, জি। নিশ্চয়ই। নিশ্চয়ই। আপনি আলাপচারিতায় চমৎকারভাবে এই বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন। সীমা নির্ধারণ এবং আমাদের জীবন অ্যা দুটোই খুব পারস্পরিক একটা বিষয়। একটার সাথে আরেকটা খুবই অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আমাদের ততটুকুই অ্যা সীমা নির্ধারণ নিজের ক্ষেত্রে যেমনটি আমরা কল্পনা করি অন্যের ক্ষেত্রেও সেটা বিবেচ্য হিসাবে মাথার মধ্যে রাখতে হবে। উম এমন যেন না হয় যে আমি আমার স্বাধীনতার কথা ভাবতে গিয়ে অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করছি। এ ব্যাপারে আলাপচারিতায় ভালো লাগলো, ধন্যবাদ।
অন্যের ক্ষেত্রে। অন্যের স্বাধীনতা ঠিক।